হুম, আপনি অসাধারণ কথা বলেছেন ভাই। যেহেতু সে আমাদের বন্ধু, সে তো আমাদেরকে বলতে হবে, "হ্যাঁ, আমি না পারলেও আমার বন্ধু তো পারছে"। মানে নিজের যে একটা confident বা মান নিজের যে একটা টান, আমার মনে হয় বন্ধুর পরে সেই টানটা থাকতে হবে। যে হ্যাঁ, আপনি যেটা বললেন যে টেনে নিয়ে যাবে। আবার দেখা যায় ভাই আমরা কিন্তু এই সোশ্যাল মিডিয়া যুগে আপনার শুধুমাত্র Facebook তা না, আপনার Instagram এ ও অনেক সময় অনেক মানুষের সাথে পরিচয় হয়। আমি যদি বলি বন্ধু অন্য দিক থেকে, যেমন দেখেন অনেকেই কিন্তু গার্লফ্রেন্ড বানিয়ে ফেলে Facebook এ বা Instagram এ, রাইট? তো তখন যে ঘটনাটা ঘটে, দেখা যায় আমি যেই মেয়েটাকে পছন্দ করলাম, Instagram এ, তার ক্ষেত্রে যদি ফলোয়ার বেড়ে যায় তাহলে কিন্তু একটা খুব কষ্ট লাগে ভাই। <chuckles> তাই না? <chuckles>
উ বাড়ছে। জি। হুম। হুম। জ্বি, জ্বি। অবশ্যই। হ্যাঁ। হ্যাঁ। উহু এখন এ আমি এই জিনিসটা দেখেছি যে ভাইয়া, এটা ঠিক বলেছেন। এখন আমি একটা জিনিস দেখেছি যে Instagram টা হচ্ছে, হচ্ছে গিয়া মেয়েদের জন্য। ঠিক আছে? আমি যেটা মনে করি, কারণ অ্যা তারা কিছু না করলেও, মনে করেন যে কিছু না করেও Instagram কিভাবে যেন তাদের ফলোয়ারটা একটু বেশি হয়েই যায়। ঠিক আছে? যা যদিও মেয়ে, ছেলেরা এতো
হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। জি। হ্যাঁ। রাইট। মানে আপনি বলতে চাচ্ছেন, তারা যদি একটা কোনো blank ছবিও দেয়, সেই ছবিতেও ২০০ লাইক পড়ে যাবে, তাই তো? <giggles>
অবশ্যই like করে যাবে এবং তাদের automatically follower বেড়ে যাচ্ছে আরকি। <chuckles> আমি এমনও দেখেছি আমার কিছু মেয়ে বান্ধবী যারা, তারা আমারও প্রায় ২, ৩ বছর Instagram ID open করেছে। তাদের ফলোয়ার আমার থেকে আ দ্বিগুণ। ঠিক আছে? দ্বিগুন, তিনগুন আ মনে করেন যে এটা আমি, তখন তো আমি realize করছি যে জিনিসটা এমন। মেয়েদের এমন আমি মনে করি যে Instagram জিনিসটাই হচ্ছে মেয়েদের জন্য। এই সোশ্যাল মিডিয়া টা।
<laughs> <laughs> রাইট। হ্যাঁ। হ্যাঁ। <giggles> হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ। হুম।
আবার অ Facebook এ যদি দি আ খেয়াল করেন যে আপনি, যদি Facebook এ Facebook এ এটা মনে করেন যে অনেকটা মিল আছে। কিন্তু আপনার Facebook টা হচ্ছে যে, আমি মনে করি যে এটা অ্যা যদি আপনি কির কিছু creative কর করতে পারেন, তাইলে হয়তো আপনার ফলোয়ার বাড়বে। Facebook এর ক্ষেত্রে, আপনারা যদি কিয়া কিছু creative করতে পারেন, এক্ষেত্রে।
জি। হ্যাঁ। বাড়বে। হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ। এটা আমি দেখেছি ভাই। এমনটা আসলে হয়। But অনেকে দেখা যায় যে videography করে। আমি যেটা দেখেছি Facebook এ। এ যারা শুধু খাওয়া-দাওয়া করছে, অনেক মেয়েগুলো এসে just খাওয়া-দাওয়া করছে, এটাই নাকি তার ব্লগিং। তারপরেও দেখেন তার মিলিয়ন, মিলিয়ন ফলোয়ার হয়ে যাচ্ছে। তো যেটা হোক, আ মানে আমার কা মানে কথা হচ্ছে ভাই, এই যে ফলোয়ার বেড়ে যাচ্ছে, অনেক সময় দেখেন আমরা feel করছি। দেখা যাবে সে আমার একটা close friend. ওর এই ফায় ফাও ভিডিওতে যখন এরকম লাইক পড়ে যায়, তখন কিন্তু আমাদের মনে করেন একটা mental pressure পড়ে যায়। তখন দেখা যায় যে মানসিক স্বাস্থ্য ভালো হওয়ার চেয়ে, এই বন্ধুত্ব এই virtual reason এর কারণে কিন্তু খারাপ হয়ে যায়।
জি। জি। হুম। জী। মিলিয়নফ ফলোয়ার হয়ে যাচ্ছে। হুম। জি। বেশি, বেশি <chuckles> <chuckles> ও, ওইটাই। উ খারাপ হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের জীবনের আ মানে এটার স main সমস্যা মনে করছি যে, কারণ হচ্ছে যে আমরা আমাদের জীবনের অ্যা কেন্দ্রবিন্দু এই সোশ্যাল মিডিয়া টাকে করে ফেলেছি।
জি। হ্যাঁ।